Hello, সন্ধ্যা কেমন আছেন?
Hello. আ জি। শুভ সন্ধ্যা আপনাকে। আমি ভালো আছি। ধন্যবাদ। আপনি কেমন আছেন?।
হু, হু। এই তো আ ভালোই আছে। দিনটিও ভালোই কাটলো। তো আপনার দিনটি কেমন কাটছে বললেন। হু, হু।
জি। আমার দিনও চমৎকার কেটেছে। আ উম যদিও প্রচণ্ড ব্যস্ততার মধ্যে ছিলাম। এবং এই মুহূর্তে প্রচন্ড টায়ারড একটু ঘুমাতে পারলে ভালো হতো। তো এমনি দিন ভালোই গিয়েছে। হুম, জি, আপনার দিন কেমন গেল?
হু। আচ্ছা। হু, হু। আচ্ছা। বুঝতে পেরেছি। হুম বুঝতে পেরেছি। আ ভালোই কেটেছে। তবে একটি ব্যাপার আ নিয়ে একটু আ মন খারাপও লাগছে বলেন বা একটু অন্যরকমও লাগছে। সেটি হচ্ছে দেখেন আমরা যারা বিভিন্ন জায়গাতে কাজ করি বা আমাদের কর্মক্ষেত্রে আমাদের যে সকল সহকর্মীরা রয়েছে। এনাদের সঙ্গে কিন্তু কখনো, কখনো যে ছোট, ছোট কথা কাটাকাটি হতে পারে খুবই তুচ্ছ বিষয়। কিন্তু তাদের সঙ্গে যে কথা কাটাকাটি বা মতবিরোধ হলে এটা কিন্তু মানসিকভাবে একটু ব আমাদেরকে সবসময় পীড়া দেয়। এই ব্যাপারটি আপনি খেয়াল করেছেন কিনা?
উহু। উহু। উহু। জি। হু, হু। হু, হু। হু, হু। জি নিশ্চয়ই, নিশ্চয়ই। আমিও আসলে এরকম খেয়াল করেছি এবং আমিও আসলে এই ধরনের আ বিষয়গুলোর সম্মুখীন হয়েছি। হ্যাঁ তো আসলে আ আমার কাছেও মনে হয় যে আসলে শুধুমাত্র আসলে চাকরির ক্ষেত্রে নাম স জীবনের সব ক্ষেত্রেই আসলে মতবিরোধ থাকতেই পারে। হ্যাঁ, যে আপনি আ আমি যদি নিজের ঘর থেকেই শুরু করি দেখা যাচ্ছে যে আমার বাবা-মায়ের সাথে আমার যেকোনো হয়তো একটা বিষয়ে মতবিরোধ হতেই পারে। হ্যাঁ, তো আমার কাছে মনে হয় মতবিরোধের সময় আসলে আ আমি আসলে যেটা করি আমি আসলে বোঝার চেষ্টা করি যে আ আম আমি আসলে খুব মানে কুল থাকার চেষ্টা করি। যে আসলে আমি অপর পক্ষের কথাটাকেও অনেক বেশি গুরুত্ব দেওয়ার চেষ্টা করি এবং আ কোনভাবেই ঐরকম আ আ একটা কি বলবো মানে stubborn অবস্থার মধ্যে থাকি না যে হ্যাঁ, যে আমার decision-ই right এরকম কোন situation এ আমি থাকি না। আমি অপর পক্ষের অ মতামত খুব ভালো ভাবে বোঝার চেষ্টা করি। এবং আমার যদি কোন কারণে মনে হয় যে না অপর পক্ষই সঠিক আমি তার decision মেনে নিতে এক মুহূর্ত দেরি করি না। জি।
হু, হু। হু। আচ্ছা। হুম। হু, হু, হু। বুঝতে পেরেছি। হুম, হুম। হু, হু, হু। হ্যাঁ। হুম, হু, হু। হুম, হু, হু। হু। হু, হু, হু। হু। হুম। হু, হু। হুম। আচ্ছা। হু, হু। হু, হু, হু। আসলে। হু। হু, হু। হু, হু। উত্তেজিত না হয়ে থাকা। হু। হুম বুঝতে পেরেছি। হ্যাঁ, হুম। হু, হু, হু, হু। হুম। হুম, হুম।